Hi, কেমন আছেন?
Hello! ভালো আছি। আপনি কেমন আছেন?
এই তো ভালো আছি। তবে একটু গরম পড়ছে আজকে বেশি, অন্য দিনের তুলনায়।
জি, আসলে এটা তো বলব যে, আ প্রকৃতিরই আসলে একটা রূপ যে গরম পড়ছে কিংবা আসলে ঠান্ডা লাগছে। এগুলো আসলে প্রকৃতিকে কেন্দ্র করেই আসলে ঘটে।
হ্যাঁ। জি। হ্যাঁ। একদম।
তো
তো প্রকৃতিকে কেন্দ্র করে ঘটে বলতে কি আপনার, আমরা আসলে প্রকৃতির উপরে যে আ অপব্যবহার বা অন্যায় বিচার করছি সেটা আসলে অ অসহনীয় যেটাকে বলা যায় আরকি।
প্রকৃতির হুম, হুম। জি। হুম, হুম। জি, ঠিকই বলেছেন। আসলে প্রকৃতিকে আমরা আসলে যেমনটি দিব প্রকৃতি আমাদের তো আ তেমনি ফেরত দিবে।
হ্যাঁ। তার প্রতিফলন হিসেবে তেমনই আরকি, আ ফ ফলন দিবে আরকি। তাই না?
জি, ঠিক বলেছেন। এবং এই
আ আরেকটা ব্যাপার কিন্তু আছে। প্রকৃতি আসলে আপনার অনিয়ম সহ্য করে না, এই কথাটা কিন্তু আছে।
হুম, হুম। হুম, জি, একদমই ঠিক।
সে আজকে হোক কালকে হোক। জি।
তো, আহ এই যে প্রকৃতি দেখবেন আমরা এই যে যেমনটি করছি আমাদের কর্মের দ্বারা প্রকৃতি আসলে যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, উম দিনকে দিন আসলে আমরা যেভাবে গাছপালা কাটছি, আ উম প্রকৃতির ভারসাম্য নষ্ট করছি। সেজন্য দেখবেন অনেক সময় কিন্তু প্রকৃতি আসলে তার বিরূপ রূপ ধারণ করে এবং বিভিন্ন কিন্তু আমি বলব প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, আ উম
এটাই হলো ব্যাপার। হ্যাঁ। উম হুম। জি। হ্যাঁ। হ্যাঁ। <chuckles> আ হ্যাঁ। আ গ্লোবাল ওয়ার্নিং যে ব্যাপারটা আছে এটা আরকি সম্পূর্ণ প্রকৃতি থেকেই আরকি আসছে, আমার কাছে মনে হয়।
জি।
উম জি।
এবং তার কারণে কিন্তু আসলে আমাদের জনজীবনের উপরে, আ অনেক প্রভাব পড়ছে।
জি। একদম।
এই যে আপনি আজকে যেমন বললেন যে খুব গরম পড়ছে। আমি আমার কিন্তু মনে হয় যে এটা আসলে প্রকৃতিরই একটা প্রভাব, আর যেটা হচ্ছে আমাদেরই আসলে সৃষ্ট।
হ্যাঁ। উম জি। হ্যাঁ, একদম। দেখেন, আ আমাদের এই যে, আ উষ্ণতা বা এই যে শীততাপ যে ব্যবস্থাটা আ প্রকৃতির থেকে সেটা তো আসলে নিয়ন্ত্রণই করতো আমাদের গাছগাছালি, তাই না? আ এখন আমরা আসলে গাছগাছালি কেটে বাসস্থান তৈরি করছি বা বাগান কেটে চাষের জায়গা তৈরি করছি। আবার আমরা যে গাছগাছালি কাটার পরে কাগজের যে উৎপাদন সেগুলো করছি। যার ফলে কিন্তু আসলে শুধুমাত্র যে প্রকৃতির ক্ষতি হচ্ছে এমন না। দেখেন, আ বিভিন্ন যে পশুপাখি আছে তারাও কিন্তু অনেকটা বিলুপ্তপ্রায় আজকে।
হুম, হুম। জি। হুম, ঠিক। হুম, হুম। জি। হুম, হুম।